আসলে বেশ কয়েকদিন ধরে। কিছু বিস্ময়ে হতাশা যেন আমায় গ্রাস করেছে। দিনকে দিন এই হতাশার মাত্রা বেড়েই চলছে। আমি বুঝতে পারছি না আমি আসলে কি করব। দিনকে দিন অনিশ্চয়তা আর অন্ধকারের সাগরে যেন আমি ডুবে যাচ্ছি। <smacks lips> এখন কেউ যদি আমাকে একটু সাহায্য করত হয়তো আমার কিছু উপকারে আসতে পারত। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এ বিষয়ে?
আচ্ছা। হ্যাঁ অবশ্যই আপনার কথা শুনেই আমি আ বুঝতে পারছি যে অনেক আপনি আবেগ আপ্লুত হয়ে আছেন এবং আপনার যে সমর্থনের জায়গা কিংবা আপনি কাউকে বলবেন আ সেটা খুঁজে পাচ্ছেন না। তো আপনি আ যেহেতু আমার কাছে এসেছেন, আপনাকে অবশ্যই আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম আপনি আ কোন বিষয়টার উপরে একটু এ মানে অ্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা আপনার যে আ অসুবিধাগুলি সেটা যদি আমাকে একটু খুলে বলেন তাহলে হয়তোবা আপনাকে আমি পরামর্শটা আ ভালো ভাবে দিতে পারবো।
আসলে আমার সমস্যাটা কিছু ক্ষতিকর অভ্যাস বা ক্ষতিকর বিষয়ের প্রতি আমার অ্যাডিকশন এর জন্য। আমি আহ বর্তমানে আ বিভিন্ন ধরনের আ স্ক্রিন আসক্তিতে ভুগছি। আমি আ বিষয়টা অনেকদিন ধরে আসলে এ এর মধ্যে দিয়ে যাই। আ ১ম শুরু হয় আ করোনার সময়, হ্যাঁ? করোনার সময় তো আ ডিভাইস এর অনেক ব্যবহার বেড়ে যায় অনলাইনে। অনেক আ কাজ বেড়ে যায়। আমরা আ বাসায় অফিসের কাজ করতে শুরু করি বা বাইরের খোঁজখবর এই অনলাইনের মাধ্যমে নেওয়া শুরু করি। তো তখন আমি ১ম আ একটা মোবাইল আর একটা ল্যাপটপ সংগ্রহ করি আরকি। আ তো যা হয় আরকি। ১ম দিকে তো আমি এগুলো ব্যবহার করে আমার আ অফিসিয়াল কাজকর্ম বা স্কুলের কাজকর্ম করতে থাকি। কিন্তু দিন যত যায় ততই দেখা যাচ্ছে আমি আমার যে কাজ আমার অফিসের কাজ বা স্কুলের কাজগুলো বাদ দিয়ে, আমি বাইরের জিনিসগুলোর প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছি। দেখা যাচ্ছে আমি আ হয়তো পড়ছি আমার পড়ার সময়। কিন্তু সে সময় যদি আমাকে ক্যা কোন বন্ধু এসে নক দিয়ে বলে, "আ মামা অনলাইনে ম্যাচ খেলব আয়।" তো তখন কিন্তু আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তখন দেখা যায় যে আমি আ এর আ এটাতেই হয়তো অ ডুবে যাই। অনলাইন গেম করতে থাকি বন্ধুদের সাথে। বা সবাই যখন ক্লান্ত হয়ে পড়ে খেলতে, খেলতে, তখন হয়তো আমি আবার দেখা যায় যে অনলাইনেই হয়তো কোনো সিনেমা দেখি বা কোনো সিরিজ দেখি। Netflix এর একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম। তো ওটা এখনো আছে, হ্যাঁ? দেখা যায় যে আমি হয়তো অনলাইনে গেমিং করছি বা আ সিনেমা দেখছি। তো আসলে এই হচ্ছে আমার সমস্যা। আমি বুঝতে পারছি না আমি আসলে এই সমস্যাটা কিভাবে কাটাবো। আমার আব পার্সোনাল লাইফ-এ কিন্তু এটা অনেক বেশি বাজে প্রভাব রাখছে। আমি স্কুলের আ বা আমার অফিসিয়াল কাজ কিছুই ঠিকমত করতে পারছি না। আ কিভাবে আসলে বিষয়গুলো আটকাবো আমি এখন?
আচ্ছা। আচ্ছা? হুম। হুম। হুম। হ্যাঁ। হুঁম। আচ্ছা। হ্যাঁ এক্ষেত্রে দেখেন আপনি আপনার অ্যা সমস্যাটির আ কথা যেহেতু আমাকে খুলে বললেন, আপনার আ সমস্যার কথা শুনেই আমি আসলে আমিও আবেগ আপ্লুপ্ত হয়ে গেলাম, আ যে এই একটা অভ্যাসের কারণে আ আপনি অনেক ক্ষতির মুখে আ পড়েছেন এবং আপনার অনেক ক্ষতিও হচ্ছে। আ সেটা আপনার আ যে কর্মজীবন আছে সেটার উপর একটা ইফেক্ট ফেলতেছে। তো দেখা যাচ্ছে আমি আ আপনাকে সমর্থন তো দিবোই আ আরো একটু আমি অ্যা ভালোভাবে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার যে সমস্যাটি হচ্ছে অ্যা এবি সেটা তো আপনি বললেন করোনার সময় থেকেই আ প্রায় দীর্ঘ অনেক দিন। তো এই যে একটা লম্বা সময়। আ সেই সময়ে আপনি আ দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্ক্রিন টাইম বলেন, গেম বলেন অথবা আ মুভিজ বলেন এগুলোতেই সময় কাটিয়েছেন। তো এক্ষেত্রে আপনার আ পরিবারের মধ্যে আপনি আ কতটুকু আ সময় কাটিয়েছেন এবং সময় দিয়েছেন পরিবারকে, আ সেটা কি আমাকে বলতে পারবেন?
হুম। থা হ্যাঁ। আসলে আ পরিবারকে খুব বেশি সময় তো তখন দেওয়া হয়নি। হয়তো করোনার সময় আ যখন সবকিছু বন্ধ ছিল, তখন হয়তো মোটামুটি সময় দেয়া হতো। কিন্তু এখন তো আসলে আ অফিসিয়াল কাজকর্ম বা আ লেখাপড়ার কাজ অনেক বেড়ে গিয়েছে আর সবকিছু তো বাইরেই করা হয়। আবার বাসাতেও গেলে দেখা যায় আমি হয়তো মোবাইল চালাচ্ছি বা ল্যাপটপে কিছু করছি হয়তো গেম খেলছি বা কোনো কাজই ধরেন করছি। তো আসলে অফ আ পরিবারকে সময়টা খুব কম দেয়া হয়।
আচ্ছা। হুম। আচ্ছা। আ এক্ষেত্রে আ যেহেতু আপনি পরিবারকে আ সময় কম দিচ্ছেন, তো অ্যা এক্ষেত্রে অ্যা আপনি এই যে স্ক্রিন টাইমে সময় ব্যায় করছেন বেশি, আ পরিবারকে সময় দিচ্ছেন না। আ এতে আসলে আপনার আ যে অনুভূতি আছে এবং অনুভবটা আসলে আপনি কি ফিল করেন? আ সেক্ষেত্রে আপনার কেমন মনে হয় আপনার কোন দিকটা আসলে ভালো? যদি এটা আ কোনটা ভালো মনে হচ্ছে এটা যদি আপনি আমাকে একটু বলতেন তাহলে ভালো হত।
উম আ আসলে হ্যাঁ, হুম, হুম। আ আসলে আমি যখন আ স্ক্রিন আ ব্যবহার করি, বা যখন কোনো গেমের ভেতর থাকি বা আ কোন সিনেমার ভেতর থাকি তখন আমার মনে কোন ধরনের আ ক্লান্তি হতাশা বা কোন ধরণের বিরক্তি এগুলো হয়তো কিছুই কাজ করে না। দেখা যাচ্ছে আমি যেটা করছি আ সেদিকেই মনোযোগ আরকি। কিন্তু যখন আমি আ এগুলো শেষ করি যখন সিনেমাটা শেষ হয় বা যখন গেমিং শেষ করি, তখন আমার মনে আসলে অনেক বেশি হতাশা কাজ করে। আমার তখন মনে হয় আমি তো সময়টাকে আ একেবারে নষ্ট করলাম। হ্যাঁ? আমি এসময়ে হয়তো আ আমার পড়াটা একটু কমপ্লিট করতে পারতাম বা অফিসিয়াল কাজ হয়তো একটু আগিয়ে রাখতে পারতাম। যখন আমি আ স্ক্রিন ব্যবহার করি তখন আসলে আমার এইসব বিষয়ে একেবারে খেয়াল থাকে না। কিন্তু যখন আমি বাস্তবের জগতে নেমে আসি, তখন মনে হয় যে, "হায়, হায় আমি আসলে এগুলো কি করছি।" এরকম আরকি চলছে।
হুম। আচ্ছা। ও, আ তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার পরিবারকে একটু সময়ই কম দিচ্ছেন। আ আপনার কথা শুনেই আমি বুঝতে পারতেছি। তো বিষয়টা আমাকেও একটু অ্যা খারাপ লাগলো যে আপনি পরিবারকে সময় কম দিয়ে আ ফোনের মধ্যে একটু সময় দিচ্ছেন। তো আ এটাকে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আ আপনি যখন আপনার পরিবারকে আ সময় দিবেন তখন দেখবেন যে আপনার যে স্ক্রিন বিষয়টা আছে সেটা অনেকাংশেই আ কমে আসবে। সেটা আসলে আ কিভাবে করবেন আ সে চেষ্টাটা আমি আপনাকে বলে দিচ্ছি যে, আ আপনি আ চেষ্টা করবেন যখন উ অফিসে আছেন আ তখন আ ফোনটাকে কিভাবে দূরে রাখা যায়, নিজেকে কাজে কর্মে আ ব্যস্ত রাখা যায়। আ এবং আ অফিস বাদ দিয়ে আপনি যখন অফিসের মধ্যে থাকেন ন নিশ্চয়ই আপনি কাজের মধ্যেই থাকেন। তখন আর তো ফোন আপনি চালাইতে পারবেন না। এবং যখন আপনি লাঞ্চ টাইম হ্যাঁ, লাঞ্চ টাইম অথবা আ অ্যা কাজ শেষ করে বাহিরে আসতিছেন অথবা চা খাইতে বাহিরে আসছেন সে সময়টাই কিন্তু দেখা যাচ্ছে যে, আ ফোনটা আপনি ব্যবহার করছেন। তো এক্ষেত্রে আপনি যখন আ অফিস বাদ দিয়ে একটু বাহিরে আসবেন, তখন ফোনটা চালানোর চেষ্টা কম করবেন। তাহলে আ দেখবেন যে আ ফোনের আসক্তিটা আ অনেকাংশে কমে আসবে এবং আ বাসায় যখন আসবেন, আ ফোনটাকে সুইচ অফ করে অ্যা একদম একপাশে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে পরিবারকে আ সময় দিবেন। আসলে পরিবারকে অ্যা কিভাবে সময় দেওয়া যায়, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের আ রুটিন তৈরি করতে পারেন। আ রুটিন যদি আপনি ফলো করেন, যে আপনি কয়টায় অফিস গেলেন, কয়টায় বাসায় আসলেন। আ আসার পরে আসলে আ আপনি আ কত মিনিট আ ফোনটা দেখলেন অ্যা সেই শিডিউল টা যদি আপনি আ বের করতে পারেন। এবং আ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে স্ক্রিন টাইম টাইম টা আপনি যে হিসাব করে বের করতে পারেন যে আপনি কি পরিমাণে স্ক্রিন টাইম করতেছেন। আ সেই যে একটা বিষয়টা হচ্ছে আপনার খুবই খারাপ দিক। দেখবেন যে আপনি যখন হিসাব করে ক্যালকুলেট করে বের করতে পারবেন যে আপনি আ লম্বা একটা সময় স্ক্রিন এ সময় দিচ্ছেন। তখন আপনার আ নিজের মধ্যেই আ একটা মানে হতাশা চলে আসে এবং আসবেও। সেইটাকে যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আ যে আপনার অ্যা যে স্ক্রিন টাইম এ আপনি এত লম্বা সময় নষ্ট করতেছেন। সেটা ভাবার পরেই আপনার দেখা যাবে যে ফোন চালানোর যে অভ্যাসটা সেটা কমে আসবে। এবং পরিবারকে যদি সময় দেন আ এবং পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, লাঞ্চ টাইম এসব যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনি পারবেন। আপনি কি কখনো এগুলো চেষ্টা করে দেখেছেন?
হ্যাঁ। হুম। না, তখন সুযোগ নেই। হুম। হুম। আহ আসলে আপনি প্রথমে যেটা বলেছিলেন যে, আ মোবাইলের আ সুইচ অফ করে রাখা বাসায় থাকার ক্ষেত্রে, আসলে সেটা কিন্তু আ আ সম্ভব হয়ে ওঠে না। কারণ আমার আ অফিস শেষ হলে বা স্কুল শেষ হলে দেখা যায় আমার পড়াশোনার অনেক ম্যাটেরিয়াল কিন্তু মোবাইলে বা ল্যাপটপে থাকে। আমি যদি সুইচ অফ করে রাখি তাহলে কিন্তু আমার পক্ষে আমার আ স্টাডি ম্যাটেরিয়ালগুলোতে আ মনোযোগ দে মানে দেখা সম্ভব হয় না। আমি এগুলা আসলে পাবো না। তো এগুলো আসলে বন্ধ করে রাখা এটা আসলে আমার জন্য সমাধান না। আমি এটার একটা বিকল্প সমাধান চাচ্ছি আপনার কাছে। তাছাড়া আপনি যে বলছিলেন, যে পরিবারকে আরেকটু বেশি সময় দেয়া বা তাদের সাথে ঘুরতে যাওয়া। এটা মাঝে, মাঝে যে করা হয় না তা না। আমার যে সাপ্তাহিক বন্ধগুলো থাকে তখন আমি পরিবারকে সময় দেয়ার চেষ্টা করি। দেখা যায় তাদের সাথে বাইরে ঘুরতে বা খেতে যাই। কিন্তু তখন আবার কি দেখা যায়? তখন আমি বা আমার পরিবারের যে সদস্য তখন দেখা যায় হয়তো বাইরের আ বিষয়টা দেখার চেয়ে বা বাইরের প্রকৃতি দেখার চেয়ে আমরা হয়তো মোবাইলে চ্যাট করাতে বা রিলস দেখাতেই আবার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, হ্যাঁ? দেখা যায় আসলে মোবাইলের যে চক্র, স্ক্রিনের যে দুষ্ট চক্র আ সেখান থেকে আমরা আর বের হয়ে আসতে পারি না। তো দিনশেষে আসলে তেমন ফলাফল বয়ে আনে না বিষয়গুলো আমাদের জন্য। তো আমরা কিভাবে বা আমি বিশেষ করে কীভাবে এগুলো পরিবর্তন করতে পারি?
আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আ একটু আগে যেমনটি বলছিলেন যে আপনার আ পড়াশোনার বিষয়গুলি অথবা ল্যাপটপের মধ্যে থাকে। তো সেগুলো আপনি আ ফোন অথবা ল্যাপটপ বাদ দিয়ে যদি আ খাতা-কলমে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ফোনের মধ্যে যে সময় কমানোর যে বিষয়গুলি আ আছে সেটা কিন্তু করতে পারবেন। যে ফোনে অতিরিক্ত সময় ব্যয় করছেন। এতে কিন্তু যখন আপনি ফোনে স্ক্রিন টাইম করছেন তখন দেখবেন ফোন চালু আছে হুট করে নোটিফিকেশন চলে আসলো। তখন আপনার মনোযোগটা আ নষ্ট হয়ে গেলো। আরো একটা করতে পারেন আপনার যে আ অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে যেগুলো হচ্ছে আপনার ফেসবুক, ইউটিউব এই ধরনের যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে এগুলোর আপনি নোটিফিকেশন গুলো পার্মানেন্ট বন্ধ করেও দিতে পারেন কিন্তু। যখন নোটিফিকেশন আসবে না তখন কিন্তু আপনার মনোযোগ আর নষ্ট হবে না। তখন লেখাপড়ার মধ্যেই থেকে গেল। আবার আপনি যেমনটি পরিবারকে আ পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার যে রিলস চালানোর যে বিষয়টি আছে। তো এটার ক্ষেত্রেও আপনি দেখা যাবে যে ওই সময়টা পরিবার নিজেকে আ কন্ট্রোল করার চেষ্টা করবেন যে আমি পরিবারের সঙ্গে যখন থাকবো, আমি যেন ফোনটা না চালাই। তো এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। আ কারণটা হচ্ছে আপনি যদি পরিবারকে সময় না দেন, শুধু ফোনের মধ্যেই পড়ে থাকেন তখন অ্যা দেখা যাবে যে পরিবারের সঙ্গেও একটা দূরত্ব বেড়ে যেতে পারে এবং আপনি আ বাসায় এসে যে একটু আগে যেমনটি বলছিলেন যে সপ্তাহে ঘুরতে যাওয়া আ পরিবারের সঙ্গে সময় দেওয়া। এটা প্রতি সপ্তাহে না। আপনাকে চেষ্টা করতে হবে আপনি প্রতিদিন রাতে বাসায় এসে আ একটা দীর্ঘ সময় পরিবারের সঙ্গে বসে আলাপ আলোচনা করা, একসাথে খাওয়া আ অথবা একসাথে বসে গল্প দেওয়া, আড্ডা দেওয়া। আ আমার মনে হয় যদি আপনি এই বিষয়গুলো ফলো করেন তাহলে অ্যা আপনি যে ক্ষতিটা আপনার চিনতে পেরেছেন সেটা থেকে বের হয়ে আসতে পারবেন।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আ আপনি খুবই ভালো পরামর্শ দিয়েছেন আমাকে। আমি চেষ্টা করব যে আমার আ মোবাইলের আ লেখাপড়া বা মোবাইলের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমি কাগজে-কলমে অ্যা লিখে ফেলতে। এতে অবশ্যই আমি আ খুব ভালো উপকার পাবো বলে মনে করছি। আর আপনি যে বললেন যে আ বাইরে গিয়ে মোবাইল চালানো এই বিষয়টা থেকেও আমি আ নিজেকে দূরে রাখব। আপনার অনেক সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হুম। অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।